ভয় থাকলে সত্য বলা কিভাবে সহজ করবেন? যদি একটু বলতেন।
আসলেও আসলেও ব্যাপারটা হচ্ছে যে এটা পুরাটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। হ্যাঁ। তো আসলে যেটা করে থাকি আমি স সচরাচর সেটা হচ্ছে, ভয়ের মধ্যে আছি কিন্তু আমি চিন্তা করি যে মি যদি সত্য না বলে মিথ্যা কথা বলি। পরের যে মশালটা আমার টানতে হবে এর থেকে ভালো, যে উপস মানে যেই সময়টা আছে সেই সময়টায় সত্যি কথাটা বলে আমি নিশ্চিত করে ফেলি।
সেটা তো অবশ্যই। সেটা তো ঠিক। না দেখেন, ভয় তো আসলে আপনার জীবনে আসছে, তারপরও আপনি আসলে মিথ্যা কথা বলাটা পছন্দ করেন না। তো সেক্ষেত্রে আপনি সত্যিটাকে বেছে নিয়েছেন। এটা বেশ চমৎকার। তো আপনার কাছে একটি প্রশ্ন, আমাদের সমাজে সত্য কথা বলা নিয়ে ভয় কেন? এত বেশি কাজ করে বলে আপনি ম মনে করেন?
জ্বী। একদমই না। জ্বী। জ্বী। আসলে দেখুন অ্যা আসলে দেখুন বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, অ্যাব যারা চাকরি করছে, চাকরি বাজারটা এত খারাপ অবস্থায় আছে যে, মিথ্যা না বলে চাকরি পাওয়া বা, চাকরিটা বাঁচানো একদম, একদম। তো এই মিথ্যা কথা না বলে, মিথ্যার আশ্রয় না নিয়ে, তারা চাকরিটা না বাঁচাতে পারছে, না কিছু করতে পারছে। তো আমি মনে করি এই কারণে
সেটা তো ঠিক। মানে উপায় থাকে না এমন কিছু। <chuckles> সেটা অবশ্য ঠিক। না, এটা তো আসলে আপনি খুব সুন্দরভাবে বলেছেন। কারণ দেখা যাচ্ছে মিথ্যা কাথা কথা না বলে যে চাকরি বাঁচানো যে ব্যাপারটা। এটা আসলে আমাদের সমাজে কিন্তু আসলেই কঠিন, তো সেইক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু মিথ্যার আশ্রয় নেয়। তো আপনার কাছে একটি প্রশ্ন, ছোটবেলা থেকে আমরা কিভাবে ভয় আর সত্যের সম্পর্ক শিখে ফেলি? কারণ এটা কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসি, আসলে আমাদের জীবনে কি হয়ে থাকে। যদি একটু বলতেন।
কঠিন হয়ে আসে। একদম, একদম। একদম। জ্বী। আসলেও ছোটোবেলার কথা যদি আসে তাহলে তো যদি মিথ্যা বলতাম, মা-বাবা <scoffs> তো দেখা যায় কথা নেই, বার্তা নাই একটা চড় লাগিয়ে দিত মিথ্যা কেন বলেছি। সত্যর আশ্রয় নিতে হবে সবসময়। কিন্তু বাস্তব জীবনটা; এটা যে কতটা কঠিন এটা আসলেও ছোটোবেলার সাথে মিলানোর কোনো উপায়ই থাকে না।
<chuckles> সেটা নিঃসন্দেহে।